এটা কিন্তু অনেক সময় এইযে কত গতিতে আসছে সেটা কিন্তু অনেক সময় উল্লেখ করে দেওয়া হয় অন্যজনের ক্ষেত্রে। তো সেটার গতি যদি ধরেন সহনীয় মাত্রায় থাকে যে ৬০ কিলোমিটারের নিচে যদি থাকে বা, ৪০ কিলোমিটারের নিচে যদি থাকে। সেক্ষেত্রে হে সেটা মানে মোটামুটি সহনীয় হতে পারে। বা, তার বাড়িঘর যদি মোটামুটি একটু শক্ত বা, মজবুত হয়, সেক্ষেত্রে হয়তো সে একটু সতর্ক হয়ে নিজের বাড়িতেই থাকতে পারে। আ কিন্তু যদি গতিটা একটু বেশি বলতে, যে গতিটা হয়তো একটু বেশি হতে পারে বা, আ সেটার ঘূর্ণনটা খুব বেশি হইতে পারে ঘূর্ণিঝড়ের। আ এরকম যদি কোনো আভাস পায়, সেটা আ অনেক সময় দেখা যায়, যে যারা উপকূলীয় অঞ্চলে থাকে তো রেডিওতে খুব সম্ভবত তাদের জন্য আ যখন দুর্যোগ আসে, তখন তাদের জন্য আ স্পেশালী একটু ঘূর্ণিঝড় কেন্দ্রিক বা, এ মানে এই ধরনের সম্পদগুলো একটু আ details এ প্রচার করা হয় আরকি। আর সবচেয়ে বড় কথা, যারা ওইসো হ্যাঁ। নির্ধারিত frequency হ্যাঁ, হ্যাঁ। আবার আরেকটা বিষয় যেটা, যারা হচ্ছে ঐসব এলাকায় বা, অঞ্চলে থাকে, তাদের কিন্তু একটা sixth sense grow করে ফেলে। হা যে ঘূর্ণিঝড় আসছে বা, বন্যা আসছে। অনেকক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু তাদের ক্ষেত্রে কমন। দেখা যায় যে বছরে অন্তত চার, পাঁচ টা ছোট, বড় ঘূর্ণিঝড় কিন্তু তারা ফেস করে। হ্যাঁ? তো সেক্ষেত্রে তাদের একটা আইডিয়া বা, ধারণা হয়ে যায় যে, আসলে আ ঘূর্ণিঝড় কোনটা বড় হইতে পারে বা, কোনটা আসলে অল্পের উপর দিয়ে যাবে। এরকম একটা সেন্স খুব সম্ভবত তাদের ভিতর grow করে। তারপরেও এখন যেহেতু মোবাইল ফোনের যুগ। সারা দেশ জুড়েই আসলে নেটওয়ার্ক আছে। তো সেক্ষেত্রে আ তারা হচ্ছে আ আস স্থানীয় আবহাওয়া অফিস বা, এরকম যারা হচ্ছে এই সংবাদগুলো ভালো রাখে, তাদের সাথে কথা বলে কিন্তু এগুলো জানতে পারে। অনেক সময় আরেকটা জিনিস করা হয়। সরকারিভাবে বা, আ প্রাতিষ্ঠানিকভাবে ও ওইসব এলাকায় যে আবহাওয়া দপ্তরগুলো বা, অফিসগুলো থাকে, তারা কিন্তু মাইকিং করে থাকে।
হুম। জ্বী। হ্যাঁ, হ্যাঁ। জ্বী। আচ্ছা, আচ্ছা। হু, হু। জ্বী। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, রেডিওতে একটা নির্ধারিত frequency তে, জ্বী। হু, হু। জ্বী। সেটায়। হু, হু। জ্বী। হু, হু। আচ্ছা। জ্বী, জ্বী। হ্যাঁ।
তো অনেক সময় দেখা যায় মসজিদের হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় মসজিদের মাইকেও কিন্তু ঘোষণা করা হয় যে আগামী ১ দিন বা, ২ দিনের ভেতর বড় ঘূর্ণিঝড় আসবে, সবাই যেন নিরাপদ স্থানে যায় বা, নিরাপদ আশ্রয়ে যায়। এরকম একটা ঘোষণা কিন্তু অনেক সময় এখান থেকে কিন্তু আসলে তারা জানতে পারে আরকি।
হ্যাঁ, এটা কিন্তু মানে দেখা যায় সচরাচর। জি। জ্বী। আচ্ছা, আচ্ছা।